উম হ্যাঁ, আমি মনে করি যে সুস্থ থাকার জন্য আধুনিক জীবনের চাপ থেকে দূরে থাকার বিশেষ উপায় বলতে উম আমরা ম আজকালকার বে বেশিরভাগ মানুষই ফোনের উপর খুব বেশি ডিপেন্ডেন্ট হয়ে থাকে। তারা এক প ১০-১৫ মিনিট এ হাঁটতে চায় না। কিন্তু তারা ঘন্টার পর ঘন্টা ফোনের মধ্যেই ঢুকে থাকে। আবার অনেক বাচ্চা আছে আজকাল, যারা মাঠে গিয়ে খেলতে চায় না। কিন্তু তারা হচ্ছে আ ফোনে বা কম্পিউটার গেম খেলে সময় নষ্ট করতেছে। সেটা তাদের শরীরের উপর চাপ পড়ছে। তো আমি এক্ষেত্রে মনে করি যে, সুস্থ থাকার জন্য আধুনিক জীবনের চাপ থেকে দূরে থাকার জন্য তাদেরকে ঐসব বিষয়ের দিকে খুব আগ্রহী করে গড়ে তুলতে হবে যে, বাহিরের খেলাধুলা আছে যে বিভিন্ন, এসব বিষয়ের প্রতি তাদেরকে সচেতন করে তুলতে হবে।
হুম, হুম। <chuckles> নিঃসন্দেহে, হ্যাঁ। হু, হু। ঠিকই বলেছেন। হু, হু। হু, হু। একদম, একদম। হুম। হ্যাঁ। হু, হু।